না কখনোই পারত না। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মত্তা এবং এইসব জিনিস আপনার নতুন কিছু জিনিস যেমন আপনার গ্রাফিক্স ডিজাইন আ বা আপনার নতুন কোডিং যেমন Canva কিছুদিন আগে একটা কোড নিয়ে এসেছে Canva AI কোড যেটার মাধ্যমে তারা সহজে কোড করতে পারবে কু আ মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য
ঠিক <smacks lips> জি। জি। জি। জি। জি, জি। আসলে যেকোনো কিছু সহজেই তারা করতে পারছে এটি আসলে আ মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে এবং এটা একটা দক্ষতা বলেও আমি মনে করি।
হুম, এখন নতুন কিছু প্রযুক্তি আসলে নতুন কিছু আবিষ্কার হলে এটা এক্ষেত্রে ২ ধরনের ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে যে আ ওই প্রযুক্তিটা আসলে আ কিছু জায়গায় আপনার হচ্ছে গিয়ে মানুষ আ কর্ম হারায়, কিছু জায়গায় আবার মানুষ কর্ম খুঁজে পায়।
জি। <smacks lips> আচ্ছা। তৈরি হয় আসলে।
তৈরি হয়। কর্মসংস্থান যেটা আমরা বলি তো
জি।
আমার মতে যে এই যে AI যখন এসেছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এ পৃথিবীর বিশ্ব জুড়ে যে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে এই ক্ষেত্রে কর্মসংস্থান প্রচুরভাবে হারাচ্ছে। আপ এটা কি আপনি কি মনে করেন হারাচ্ছে না?
জি। জি। হুম <smacks lips> আমার মনে হয় কি কর্মসংস্থান আসলে হারাচ্ছে না। তারাই আসলে কর্মসংস্থান হারাচ্ছে যারা আ প্রযুক্তির সাথে আসলে তাল মিলিয়ে সামনের দিকে আ না এসে আসলে পিছনের দিকে বসে রয়েছে। তারা যেটা পারে সেটা ধরে বসে আছে।
সামনে সামনে দিয়ে যাচ্ছে। এক এক এক্সাক্টলি এক্সাক্টলি এই কথাটাই শোনার জন্য আমি মূলত প প্রশ্ন করেছিলাম আপু। এ এখন ঠিক আছে? এখন আমি যদি আ যখন একটা যে প্রযুক্তিটা আসলো এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক প্রযুক্তি আসলো আসার সাথে, সাথে আসার আগে থেকে যদি আমি এটার কিছু আ জ্ঞান রাখলাম, এটা ব্যবহার করতে হয় কি ভাবে? এটার জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম, শিখে রাখলাম। তাহলে কি আমি কর্মসংস্থান কি হারাচ্ছি?
আচ্ছা, আচ্ছা জি। জি। জি। উন জি। না আপনি তো হারাবেনই না বরং আপনি আরও দক্ষ কর্মী হিসেবে নিজেকে নিয়োগ করতে পারবেন।
না, এব না, বরং। আ হ্যাঁ দা উন নি নি নিয়োজিত হব। এবং আমি এ আ একসাথে অনেকগুলো মাল্টিটাস্কিং ও করতে পারবো।
আন জি।
জি, তো
এইটা আসলে খুব সুন্দর বলেছেন। এবং আ আমার মনে হয় কি জানেন? এই যে দক্ষতা কিন্তু আ কাজের চাপকে আসলে অনেক কমায় এবং আপনাকে আ খুব সহজ করে দেয়। যেমন এই যে আমি আপনাকে বললাম, আমি আসলে চাইনিজ ভাষা শিখেছি, আমি আ উম ফ্রেঞ্চ শিখেছি, আমি ইংরেজি বিষয়ে আসলে দক্ষতা অর্জন করেছি। আমি জার্মান শিখছি। তো আমার মনে হয় কি জানেন? তখন আমি যে এই ধরনের ক্লায়েন্ট গুলো আসলে যখন আমি হ্যান্ডেল করতে যাই ইংরেজির চাইতে যখন আমি তাদের ভাষায় তাদের সাথে কথা বলি সেটা কিন্তু আমার ক কাজের প্রচুর
হুম। জি, জি। জি। হ্যাঁ, তারা কিন্তু অনেক এটাতে কমফোর্ট অনুভব করে আরকি।
হ্যাঁ কমফোর্ট ফিল করে, জি। এবং এটা কিন্তু আমি বলবো যে আমার কাজের চাপ কমায়।